আ আমাদের মনে করেন যে প্রতি বছরে আ যে হারে আর কি আমাদের ছেলেমেয়েরা graduation শেষ করে বের হচ্ছে, ঠিক আছে? আ ওই পরিমাণ চাকরি আমাদের দেশে নাই। তো সা আ তো আমাদের ছেলেমেয়েরা বিকল্প হিসেবে দেখবেন যে প্রযুক্তি ব্যবহার করে, ঠিক আছে? বিভিন্ন আ marketing job করছে, business করছে, ঠিক আছে? আ প্রযুক্তির মাধ্যমে এই দেশে থেকে অন্য দেশে থেকে কাজ নিয়ে আসছে, ঠিক আছে? বিশেষ করে যেমন freelancing বর্তমানে আমাদের এর দেশের অনেক ছেলেমেয়ে, ঠিক আছে? freelancing এর সাথে হ্যাঁ সম্পৃক্ততা রয়েছে, ঠিক আছে? তো আমি মনে করি এই প্রযুক্তিটা যদি না থাকতো তো প্রতি বছরে যে বেকারত্বের হার বাড়বে, ঠিক আছে? তো একটা সময় দেখা যাবে যে আমাদের দেশের অবস্থা খুবই খারাপ পরিস্থিতিতে চলে গেছে।
জি। নাই, হুম। জি। হুম। হুম। freelance কে করছে, জি হুম। হ্যাঁ, এটা ঠিক। হুম। জি, হুম। জি, হুম। এইজন্য বিজ বিজ্ঞান এবং প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হবে সবকিছুতে। আপনার এই freelancing এর কথায় মনে পড়লো অনেকে তো আবার ধরেন YouTube থেকে income করছে, Facebook থেকে income করছে। হ্যাঁ।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। YouTube আছে, Facebook আছে, হ্যাঁ। বিভিন্ন আপনারা মনে করেন যে হ্যাঁ, আ যেমন আছে graphic design আছে, website design আছে, marketing অনেক freelancing জগতে মানে প্রযুক্তিটা এমনভাবে মানুষের হাতে আসছে, ঠিক আছে? সবকিছু সহজ করে দিয়েছে। যেমন মনে করেন যে আ আপনি একটা dress কিনবেন, ঠিক আছে? আ dress কিনবেন যদি প্রযুক্তি না থাকতো আপনার আর কি সময় নিয়ে আপনার হচ্ছে আ ওই দোকানে যাওয়া লাগতো, ঠিক আছে? একটা পহ অ্যা পছন্দ করা লাগতো। Then
হ্যাঁ। হুম। জি। হুম। জি। হুম। জি, জি। তারপর দোকানে স অত বেশি দেখাও যায় না, কিন্তু আপনি <smacks lips> online এ অনেক কিছু দেখে একটা choose করতে পারছেন। হ্যাঁ, option বেড়ে গেছে।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ এ এ এবং আপনি দেখেন যে দোকান থেকে একটা product কেনার পরে বাসায় এসে জিনিসটা ভালো লাগলো না আবার আপনার যাওয়া লাগবে। অ্যা কিন্তু প্রযুক্তিটা এত সহজ করছে আপনার পো product টা পছন্দ হয় নাই। আপনার আ আপনার হ্যাঁ, হ্যাঁ আপনার যে একটা access আছে, ঠিক আছে? ওখান থেকে আপনি যদি হ্যাঁ ওটা এ entry করেন, উনারা আবার বাসা থেকে আপনার product টা নিয়ে যাবে, ঠিক আছে? আপনি পরিবর্তন করতে চাইলে পরিবর্তন কইরে দিবে যদি ফেরত দিতে চান, ওটা আপনি ফেরত দিতে পারবেন।
হুম। জি, হুম। জি। বাসা থেকে return দেওয়া যায়, হুম। জি। হুম। জি, হুম। জি।

হ্যাঁ, আমি বাংলাদেশে আছি।
আর আমি আমেরিকাতে আছি। দেখেন আমরা কত হাজার মাইল দূরে থেকে ২ জন মানুষ কথা বলতে পারছি। মানে প্রযুক্তি কতটা উন্নত হয়েছে বর্তমান যুগে। আ মানে আগেকার যুগে আমাদের আ চিঠি লিখে, তারও আগে কবুতরের কাছ থেকে পাঠিয়ে, even আ ই জি, even ১ দশক আগেও তো আপনি মনে করেন আমরা হচ্ছে আমাদের পরিবারের লোকজনদেরকে স মানে যারা বিদেশে প্রবাসী থাকে মানে চেহারা দেখার কথা আমরা ভাবতেও পারিনি যে, ভিডিও কল যেটা। তাই না?
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ এবং চিঠি লেগে, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, এটা ঠিক বলেছেন। আগে হ্যাঁ, আগে চিঠি আদান-প্রদানে তো অনেক সময়ের ব্যাপার ছিল। ঠিক আছে?
হুম। জি আবার উম ফোন কল দিলেও যে, আম ল্যান্ডলাইনে কল দেওয়া লাগত, অনেকক্ষণ wait করা লাগত, মানে চেহারাটা দেখতে পারতাম না আর যাই হোক, কিন্তু এখনকার দেখেন ভিডিও কলে ২৪ ঘন্টা কত দূর-দূরান্তে, দেশ-বিদেশে
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ প্রযু হ্যাঁ, হ্যাঁ প্রযুক্তির উন্নতির জন্যই কিন্তু এগুলো সম্ভব হয়েছে।
<smacks lips> অবশ্যই মানে বি বিজ্ঞান এবং প্রযুক্তির মানে কি অবস্থা বানিয়ে দিয়েছে। আমার সবচেয়ে অবাক লাগে কি জানেন? আমি এই যে, <tsk> মানে আমার ব্যক্তিগতভাবে যেটা হতো, আমি যেকোনো রাস্তাঘাট ঠিকানা যতই কেউ বুঝিয়ে দিক আমি চিনতে পারতাম না। তো এখন যেটা সুবিধা হয়েছে ফোন আর Internet তো থাকেই। GPS এ location টা খালি দি তাই না? মানে location টা দিয়ে কি easy হয়ে যায়, ডানে যাও, বামে যাও, সোজা যাও। খুবই মানে এটা আমার খুব অবা অবাক লাগে।
হ্যাঁ। হ্যাঁ। <chuckles> হ্যাঁ। সেক্ষেত্রে হ্যাঁ। হ্যাঁ। আ হ্যাঁ। হ্যাঁ, প্রযুক্তির কারণে আপনার দৈনন্দিন জীবনের সবকিছুই কিন্তু সহজ হয়ে গেছে, ঠিক আছে। আপনার আ আপনার মনে করেন যে, <clears throat> <smacks lips> ঘুমানো থেকে শুরু করে, ঘুম থেকে ওঠা পর্যন্ত, ঠিক আছে? এই টাইমটা বাদে আপনি দেখবেন সবসময় আপনি প্রযুক্তির সাথে জড়িত। আপনি যে, ফো হ্যাঁ, হ্যাঁ। আপনি ফোন ব্যবহার করছেন এবং আপনি ঘুমানোর সময় এয়ার কন্ডিশন কিংবা ফ্যান ব্যবহার করছেন, এটাও কিন্তু একটা প্রযুক্তি।
হুম। জি। হুম। জি। সব সময়, জি। হুম। হুম। হুম। সবই বিজ্ঞান এবং প্রযুক্তি অবশ্যই। যে আপনি ঘুম থেকে উঠছে না যে alarm এর ডাকে ওইটাও প্রযুক্তি। মানে কি অদ্ভুত! আমরা তো এখন আমাদের জীবন মানে কল্পনাই করতে পারি না। আর ফ হুম।
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, প্রযুক্তি আমাদের সবকিছু সহজ করে দিয়েছে। যেমন দেখেন আপনি আ ৫০ কিলো দূরে কোন কাজে যাবেন, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার আ আগের মানুষ কী করত? পায়ে হেঁটে যেত কিংবা বাইসাইকেল ব্যবহার করত। কিন্তু তারপরেও কিন্তু একটা সময়, অনেক সময় ব্যয় হত। কিন্তু প্রযুক্তির হ্যাঁ, প্রযুক্তির উন্নতির কারণে দেখেন এখন সবাই বিশেষ করে মোটরসাইকেল ব্যবহার করে, ঠিক আছে? আ আ আবার যারা সামর্থ্যবান ব্যক্তি তারা হচ্ছে প্রাইভেট Car ব্যবহার করে, এবং হ্যাঁ, এই প্র এই প্রযুক্তিটা ব্যবহার করার কারণে দেখেন যে, অনেক লম্বা পথও সহজ হয়ে আসতেছে। মানে স্বল্প সময়ে সে যাইতে পারতেছে।
জি। হুম। জি। হুম। জি। অবশ্যই, হুম। জি। হুম। জি।